নিশ্চয়, নিশ্চয়ই একটু ট্র্যাকিং এর ইচ্ছা ছিল যেহেতু বৃষ্টির দিন ছিল এবং আমাদের একটু এডভেঞ্চার দরকার ছিল। তো ভাবলাম যে একটু হামহাম ঝরণাতে যাওয়াই যেতে পারে। কারণ যেহেতু এটা একটু বেশি এডভেঞ্চারাস এবং যেহেতু বেশি একটু ডেঞ্জারাস। তো আমাদের একটু তখন ইচ্ছা করছিল যে একটু ডেঞ্জারাস যেহেতু একটু এক্সপ্লোর করে দেখি কেমন লাগে বৃষ্টির দিনে।
আহ! চমৎকার। জি, জি। আহ! আচ্ছা, আচ্ছা। কিন্তু এখানে তো একটা প্রশ্ন রয়েই গেল যেটা আপনি বলেছেন যে একটা বিপদে পরে সম্মুখীন হয়েছিলেন। তো আস আসলে বিপদটা হয়েছিল কি যদি একটু বিস্তারিত ভাবে বলতেন?
জি। হ্যাঁ। আসলে দেখুন বিপদটা হয়েছিল এই যে বৃষ্টিতে পিচ্ছিল ছিল, তখন কিন্তু আমার একটা বন্ধু আ সে কিন্তু পিচ্ছিল রাস্তা থেকে কিন্তু মানে পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়ে আ সে কিন্তু পরে গিয়েছিল এবং পড়ার পর কিন্তু তার হাতে একটা কাঠের উপর লোহা ছিল, সেই লোহাটা অনেকখানি আ আসলে বিঁধে গিয়েছিল। তো সেই সময় কিন্তু অনেক বেশি রক্তপাত হচ্ছিল এবং আমরা অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম, সেও কিন্তু ব্যথায় কাতড়াচ্ছিল। তো সেই সময়টা কিন্তু আস আশেপাশে কোনো মানুষকে পাচ্ছিলাম না। কারণ অনেক বেশি বৃষ্টি ছিল এবং হাঁটু সমান পানি ছিল। তো তখন কিন্তু
জি। অবশ্যই। আচ্ছা। আহা! ইশই! জি, জি। এবং আপনারা পাহাড়ের উপরে তো ওখানে তো সাহায্যের কোনো জায়গাই নেই। জি, জি, তারপর কি হল?
হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই। তারপর কিন্তু আ আমরা যখন অর্ধেক পথ আবার নিচে নেমে এসেছি, তখন কিন্তু সেই লোকটিকে দেখেছি সে কিন্তু তার একটা ছোট্ট দোকান ছিল সেখানে সে আশ্রয় নিয়ে বসেছিল। এবং একটু বুড়ো লোক ছিল তার একটু আ ধরুন চুলগুলো খুবই পাকনা ছিল এবং সাদা ছিল চুল এবং একটু আ বড় লুক, বড় দাড়ি ছিল, বয়স্ক লোক ছিল, আ মাথার চুলও অনেকখানি আসলে আ সাদা পেকে গিয়েছিল। তো এরকম লোকটি ছিল যার নিজেরই কোনো আসলে গতি ছিল না নিজে আসলে আ যদি সেখান থেকে বেরিয়ে আসে তারও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা ছিল। কিন্তু সে কিন্তু আমাদের বিপদ দেখে আ সেই জায়গায় বেরিয়ে এসেছিল এবং আমাদেরকে সাহায্য করেছিল।
আচ্ছা। আচ্ছা। আহ! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। জি। চমৎকার ব্যাপারটা। মানে আসলে অ যেভাবে ব বর্ণনা করলেন উনাকে দে মানে দেখে তো মনে হচ্ছে উনারই সাহায্যের দরকার। এই মানুষটা আসলে কিভাবে সাহায্য করলো এটা কিন্তু আসলে একটা চিন্তার ব্যাপার। তো তারপরে উনি সাহায্যটা কিভাবে করল? যদি একটু বলতেন।
<chuckles> নিশ্চয়ই। দেখুন প্রথমত উনি উনার দোকানের ভিতর যতটুকু আসলে ফার্স্ট এইড হেল্প দেওয়া যায়, ততটুকু দিয়েছে পরবর্তী সময়ে তিনি বলেছেন যে, "যেহেতু একটা লোহা ঢুকেছে তো এখানে আমার মনে হয় যে একটা ATS দেওয়া ভালো।" এটাই তো তার বক্তব্য ছিল এবং তার কথা শুনে কিন্তু আমরাও জিনিসটা নিয়ে আ চিন্তা করেছি যে একটা ATS না দিলে হয়তোবা এখানে একটা ইনফেকশন হতে পারে। তো তার জন্য কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করছি যে, "আশেপাশে কি কোনো ফার্মেসি আছে যেখান থেকে আমরা ATS দিতে পারবো?" তো সেই মশাই বলেছেন যে, "হ্যাঁ, আমার ভাগিনার ফার্মেসি আছে, আ ওখানে গেলে তোমাদের পয়সাও দিতে হবে না।" তো এই কথা বলেছেন তিনি। পরে বললাম যে, "আমরা তো আমরা তো চিনি না, তো আপনি কি নিয়ে যেতে পারবেন?" তিনি কিন্তু নিজের আ কথা চিন্তা করেননি বৃষ্টির মধ্যেই কিন্তু তিনি তার দোকানটা রেখে সে কিন্তু আমাদের সাথে সেই পাহাড় থেকে নেমে এসেছেন এবং আমি জানি না সে সেই পাহাড়ের উপর কিভাবে উঠেছিলেন। আ কিন্তু তাও কিন্তু নেমেও এসেছেন। তো আ নেমে এসে কিন্তু তিনি আসলে আমাদের সাথে সেই ফার্মাসি পর্যন্ত গিয়েছেন। যাওয়ার পর তার ভাগিনা দোকান থেকে কিন্তু আমার বন্ধুকে ট্রিটমেন্ট নিয়ে দিয়েছেন এবং আ বিনা পয়সায় কিন্তু আসলে সেই ট্রিটমেন্টটা ছিল এবং এটা কিন্তু তার সাহায্য ছিল এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষার বিষয় ছিল।
আচ্ছা, আচ্ছা, জি। আচ্ছা। অবশ্যই। জ্বী, জ্বী। ইনফেকশন এর দা ঝুঁকি। জি, জি। বলেন কী? আচ্ছা, আচ্ছা। বলছেন কি? আচ্ছা। আচ্ছা তারপর? এটা কিন্তু

না, যেটা শুনে বোঝাই যাচ্ছে আপনার কথা যে, আপনেরা অনেক প্রভাবিত হয়েছেন এবং আসলেও এটা কিন্তু খুব বিস্ময়কর যে এই যান্ত্রিক এ স দূর্ঘ এ মানে এই দুর্ঘটনায় যে সমস্যাগুলোতে হয়। এই সমস্যার মধ্যে তো মানুষ পারলে এড়িয়ে চলে যায় যে, "থাক, আমি ঝামেলাতে জড়াতে চাচ্ছি না।" ওখানে ওখানে মানুষটা নিজের ঝুঁকি নিয়ে আপনাদেরকে সাহায্য করলে। এটা কিন্তু বেশ প্রশংসনীয় একটা ব্যাপার। তো আপনারা যে যেভাবে এটা বললেন যে আপনাদের প্রভাব পড়েছে একটা। তো আপনেরা কি এখন জীবনে কোন পরিবর্তন বা কিছু এনেছেন এই জিনিস ঘটনাটা হওয়ার পর?
হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। নিশ্চয়ই। অবশ্যই। নিশ্চয়ই, নিশ্চয়ই। নিজেদের জীবনে তো অবশ্যই এখান থেকে একটা শিক্ষা নিয়েছি এবং আ চেষ্টা করি যখন কোনো মানুষ বিপদে পড়ে। আর ধরুন হচ্ছে নিজের যদি একটা উদাহরণ দেই। কিছুদিন আগে আসলে আমি যখন বাইকে করে যাচ্ছিলাম আসলে আমার গ্রামের এলাকায়, তো গ্রামের এলাকায় বাইকে করে যাচ্ছি তখন রাত প্রায় আপনার ১:৩০ থেকে ২:০০ বাজে। তো সেই সময় কিন্তু যেহেতু গ্রামাঞ্চল তখন কিন্তু কোন আ আ যানবাহন ছিল না। তখন কিন্তু একটা লোককে দেখেছি, বৃদ্ধ লোক। তিনি কিছু আ যিনি কিন্তু আ তার হাতে একটা বস্তা নিয়ে আ খুব সম্ভবত তিনি আসলে সারারাত কাজ করেছেন। কাজ করে কিন্তু বাড়ি ফিরছেন। তো হাতে একটা বস্তা নিয়ে কিন্তু তিনি যাচ্ছেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "চাচা আপনি কই যাবেন?" তো সে কিন্তু যে জায়গায় বললো সেটা আমার বাড়ির আশেপাশেই ছিল। পরে আমি কিন্তু বললাম যে, "চাচা এত কষ্ট করে আপনি রাস্তা এই রাতের বেলায় এই বস্তাটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। একটা কাজ করুন আপনি আমার বাইকে উঠেন। আপনাকে আমি নিয়ে যাই আমার সাথে করে।" পরে কিন্তু সেই চাচাকে কিন্তু আমি সাথে নিয়ে এসেছি এবং সেই যে বিষয়টা ছিল এই বিষয়টা কিন্তু আমি শিক্ষা গ্রহণ করেছি ওইযে পাহাড়ের উপর বৃদ্ধ লোকটি ছিল তার কাছ থেকে। হ্যাঁ, তার কাছ থেকে কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করেছি এবং এটা কিন্তু আমাকে আমার বাস্তব জীবনে বা আমার যে বন্ধুরা আমার সাথে ছিল, সবাইকে বাস্তব জীবনে অনেকখানি প্রভাবিত করেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করছি যে, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো।
জি, জি। আচ্ছা। জি। জি, জি। আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। জি। জি। জি। আশেপাশে ছিল। আচ্ছা। জি। বাহ! চমৎকার, চমৎকার। পাহাড়ের ঘটনা থেকে। জি, জি, জি, জি। একদম।

এটা কিন্তু শুনে বেশ চমৎকার লাগলো। এবং আপনার ভিতরে যে পরিবর্তনটা, আপনি যে একজন মানুষকে সাহায্য করেছেন এটা শুনে পুরাই বোঝা যাচ্ছে যে আপনি একদম প্রভাবিত সেই ঘটনাটা থেকে। তো আসলেও আপনার কাছে একটা জিনিস জানার ছিল। যে এইযে নতুন প্রজন্ম আ ১ তো আপনে যেটা বলেছেন যে আপনাদের সাথে একটা ঘটনা ঘটেছে বলে আপনারা একটু অনুভব করতে পেরেছেন মানুষ কত সুন্দর। মানুষের পাশে মানুষ দাঁড়ালে ব্যাপারটা কত সুন্দর হয়। তো এই নতুন প্রজন্মের মধ্যে আপনি কি এইটার ঘাটতি দেখেন?
নিশ্চয়ই। হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ নতুন প্রজন্মের মধ্যে দেখুন এই বিষয়টা অনেক বেশি ঘাটতি আছে, শুধু ঘাটতি নেই। আ দেখুন এখনকার যে সময়টা এসেছে আ উপকারের জায়গায় কিন্তু নতুন প্রজন্ম অপকার করতে বেশি পছন্দ করে। যেমন ধরুন একটা অভিজ্ঞতা যদি শেয়ার করি, আ কিছুদিন আগে দেখেছি একজন
আচ্ছা, আচ্ছা। জ্বি। অপকার করছে, জ্বি। জ্বি, অবশ্যই বলুন না।
একজন বৃদ্ধ লোকের বাসায় একটা ধ একটা ধর্মীয় উৎসবের উপলক্ষে, আ পটকা ফোটানো হচ্ছে। তো এইযে পটকাটা ফোটানো হচ্ছে বা আ বোম বা বাজি যেটাই বলা হোক, বিভিন্ন এলাকায় বিভিন্ন আ ভাষায় আসলে বলা হয়। তো এইযে বিষয়টা ফোটানো হচ্ছে বা ফাটানো হচ্ছে, সেটা কিন্তু সে বৃদ্ধ লোকের শারীরিক একটা ক্ষতি করছে। এবং শব্দ দূষণ করছে, আশেপাশের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, ইভেন আমাকেও ক্ষতিগ্রস্ত করেছে। আমি কিন্তু হঠাৎ করে যখন এই পটকা ফোটানোর শব্দটা শুনছি, তখন কিন্তু আমি অতর্কিতভাবে আসলে কেঁপে উঠছি। তো এইযে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু ইয়াং জেনারেশন এর কাজ। তারা কিন্তু আসলে বুঝছে না তা যে তারা আসলে কোন দিকে নিজেদেরকে প্রভাবিত করছে, কিভাবে মানুষকে ক্ষতি করছে। এই জায়গায় কিন্তু তাদেরকে আসলে আ নিজেদেরকে সচেতন করা দরকার ছিল। যে এই ধরনের যেই বিষয়গুলো আছে, সেগুলোর মাধ্যমে যেহেতু মানুষের ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে বা আশেপাশের মানুষ বিরক্ত হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু বুঝে তাদের আগানো দরকার ছিল। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে ইয়াং জেনারেশন এর মধ্যে এই এই জিনিসটা আসলে কম আছে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। জ্বি, জি অবশ্যই। জ্বি। তুই আপনিও আচ্ছা, আচ্ছা। তারপর? আহা! ক্ষতি করছে, জি একদম। জ্বী, জ্বী। এইটা বুঝানোটা জ্বী, জ্বী। না এটা আচ্ছা। তো এইযে দেখুন এ বিষয়টা যেটা হচ্ছে, যে যেমনটা দেখা যাচ্ছে আগে প্রজন্মে দেখা যেত। যে মানুষ মানুষের সাহায্য করতো, মানুষ মানুষের পাশে থাকতো। তো আগের প্রজন্মের শিক্ষা আর এই নতুন প্রজন্মের শিক্ষার তফাৎটা কি? কি কারণে আপনার মনে হচ্ছে যে এই জিনিসটার একটা মানে ত্রুটি আছে? মানুষের ভিতরে এই জিনিসটা নেই এখন আর, মানুষত্ববোধ।
নিশ্চয়ই।